ভাইয়া, আজ বেশ কয়েকদিন যাবৎ আমি খুবই হতাশার মধ্যে আছি। আসলে কোনো সঠিক পথ খুঁজে পাচ্ছি না, যে পথটা আসলে আমাকে আলো দেখাবে। আমি যেই পথটি দেখতেছি মনে হচ্ছে আমি অন্ধকারের মধ্যে গেঁথে আছি। এমন কেউ নাই যে আসলে আমি আমার এইযে স সমস্যা, আমার এইযে দুশ্চিন্তা, উদ্বিগ্ন নিয়ে বলবো। যা আসলে আমাকে খুব তিলে, তিলে, তিলে, তিলে ভেঙে ফেলছে এবং এই সকল বিষয়ে যে আমি কী করবো? কোন পথটি অবলম্বন করবো? কোনো সঠিক পথও আসলে খুঁজে পাচ্ছি না। যার কারণে দেখা যাচ্ছে যে আমার ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনে এটা খুব বাজেভাবে প্রভাব ফেলেছে। তো আসলে, আমি আসলে একটা সমাধানের পথ খুঁজছিলাম যে, কীভাবে নিজেকে এই সকল জীবন থেকে বেরিয়ে আনতে পারবো? এবং একটি আ সুন্দর জীবন অতিবাহিত করতে পারবো? তো এটার জন্য না আসলে কোনো সঠিক সমাধান খুঁজে পাচ্ছি না। আপনি কী বলতে পারেন যে, কী করা যায়? কী করলে আসলে আমি আমার এই সকল দুশ্চিন্তা, হতাশা থেকে নিজেকে বেরিয়ে আনতে পারি?
আচ্ছা। ওহহো! ওকে। হুম, হুম। নিশ্চয়ই অ্যা আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করবো আপনি যে ধরনের পরিস্থিতিটা বললেন, সেখান থেকে যেন আপনি বের হয়ে আসতে পারেন। আর মানুষের জীবনে সবসময় অ্যা না হলেও মাঝে, মাঝে কিন্তু এমন কিছু পরিস্থিতি আসে, যখন আমরা প্রচণ্ড হতাশ হয়ে যাই। আসলে কোনো রাস্তা খুঁজে পাই না। তবে সেখানে আত্মবিশ্বাসটা ধরে রেখে, একটু মনোবলটা দৃঢ় রাখতে হবে এবং সামনে এগিয়ে যাওয়ার রাস্তাটা খুঁজতে হবে। তবে আমরা আলোচনা করলে নিশ্চয়ই একটা রাস্তা খুঁজে পাবো। আপনি অতটা চিন্তিত হবেন না। আচ্ছা, বলুন না! আপনি কেন এই ধরনের একটা পরিস্থিতির আ শিকার হলেন? মা পিছনের ঘটনাটা কি আসলে?
আচ্ছা। জী আসলে বিষয়টা হয়েছে কি? আমি না একটা দীর্ঘমেয়াদী সঞ্চয় করতে চাচ্ছিলাম। কারণ আমার ভবিষ্যতটাকে উজ্জ্বল করার জন্য। কারণ ভবিষ্যৎটা তো সর্বদা অনিশ্চিত এবং সামনে কি হবে, এটা আসলে আমি জানি না। তো এর কারণে আমি একটা বড় সঞ্চয় করতে চাচ্ছিলাম আমার ভবিষ্যৎটাকে সিকিউর করার জন্য। কিন্তু আমি না কোনোভাবেই এটা করতে পারছি না। আমি যখনই আমি আ যে অর্থ হাতে পাই, বা যখনই যেখান থেকে আমার টাকাটা আসে। আমি কেমন যেন টাকাগুলো সম টাকাই খরচ করে ফেলি। যার ফলে দেখা যাচ্ছে দিন শেষে আমা কাছে কোনো টাকা-পয়সা থাকে না। এবং যখন ওইযে সঞ্চয়ের কথাটা মাথায় আসে, তখন না আমি খুবই হতাশ হয়ে পড়ি এবং চিন্তা করি, "কোন কাজটি করবো?" আসলে কোন কাজের মাধ্যমে আমি আমার এইযে দীর্ঘমেয়াদী যে সঞ্চয় করার যে ইচ্ছাটা, এটা বজায় রাখতে পারবো? তো এইজন্য না আসলে আমার মনটা খুবই খারাপ। আসলে অ্যা দেখা যাচ্ছে আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি। তো এ সেখান থেকে একটা দে মাস শেষে একটা ভালো আ পরিমাণে টাকা পাই বলা চলে। কিন্তু টাকাটা না আমি ধরে রাখতে পারি না। কেন জানি আমি পারি না। বা টাকাটা খরচ হয়ে যায়। তো এ আপনার কাছে কোনো উপদেশ আছে কি? যে কোন কার্যক্রম বা কি করলে আসলে আমি আমার এই অ্যা টাকাটা আসলে ব দীর্ঘমেয়াদী সঞ্চয় করতে পারি? এবং আমার এইযে দুশ্চিন্তা থেকে নিজেকে বেরিয়ে আনতে পারি?
হুম, হুম। ওকে। আচ্ছা। হুম, হুম। হুম, হুম। আচ্ছা। হুম। আচ্ছা। নিশ্চয়ই। এ এ উম দেখুন এ আপনি যে পরিস্থিতির কথা বললেন এটা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে। আসলে আমাদের আ তেমনভাবে সঞ্চয়ের অভ্যাস না থাকার কারণে এটা আপনার একার প্রবলেম না। আমাদের অনেকেরই অ এই ধরনের প্রবলেম আছে। উম তো আ এখান থেকে যে আপনি সঞ্চয়ের একটা ইচ্ছা প্রকাশ করেছেন, এটা অনেক পজিটিভ একটা বিষয়। এবং আপনি যদি একটু কেয়ারফুলি আপনার আর্থিক ব্যবস্থাপনাটা করেন, আর্থিক পরিকল্পনাটা করতে পারেন, তাহলে আ অবশ্যই একটা উম রাস্তা বের হয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। হ্যাঁ? তো হ্যাঁ, ম আ এখানে বিভিন্ন ধরনের উপায় আছে সঞ্চয়ের অভ্যাসটা গড়ে তোলার জন্য এবং কাঙ্ক্ষিত আ সঞ্চয়ের পরিমাণটা বের করার জন্য। তো তার আগে আমি একটু জানতে চাবো যে উম বর্তমানে আপনি বলছিলেন বেসরকারি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন। তো আ সেখান থেকে উম তো আপনি বিভিন্ন খাতে খরচ-টরচ করে থাকেন। যেহেতু বললেন ভালো পরিমাণেই আপনার আয় আছে। তো খরচের খাতগুলো যদি একটু বলতেন? আর আ মানে এমন কোনো খাত আছে কি যেটা আপনার কাছে মনে হয় যে উম হ্যাঁ, আ প্রয়োজন আছে, কিন্তু এটা হয়তো এখন না করলেও চলতো? বা একটু হয় না যে লাক্সারি খরচ যেইটা? লাক্সারি খরচ হইতে পারে অথবা বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন থাকে। তো অতিরিক্ত খরচের খাতগুলো কি? যে খাতগুলো মনে হয় কি এটা সহজে চোখে পড়ে না। কিন্তু আপনি যদি একটু এনালাইসিস করেন আ সেই খাতগুলো কি বলতে পারবেন?
আচ্ছা। আচ্ছা। জ্বী। জী। জী। জ্বি অবশ্যই। আসলে আপনাকে একটু খুলে বলা উচিত। আসলে বিষয়টা হয়েছে কি? আমি যেমনটি বললাম, "আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি।" তা আসলে আমি আগে যে পজেশনে ছিলাম তো ওইখানে আসলে একটু বেতন কম ছিল। এবং তখন কিন্তু ওইভাবেই দিনটা চা আমি আরকি চলাফেরা করতাম। তো কিন্তু আমি অ্যাঁ গত কয়েক মাস আগে আমি ওখানে পদোন্নতি লাভ করেছি এবং ঐখানে এখন বলা চলে একটা ভালো পরিমাণই আরকি উম টাকা উপার্জন করছি। আপনি যেটা জিজ্ঞেস করলেন যে, "আমার খরচগুলো খাত কেমন বা আমার কোনো লাক্সেরিয়াস খরচের বিষয় আছে কিনা?" আসলে সত্য কথা বলতে কি? হ্যাঁ, এমন কিছু বিষয় আছে এবং এটা যে করতে হবে এমন নয়। কিন্তু আমি এমনটি আরকি করে থাকি। দেখা যাচ্ছে আ আমার পারিয়া যে বেতনটা পাই এখান থেকে আমার পরিবারকে সেই বেতন থেকে টাকা পয়সা দিয়ে, আমার কাছে পতি মাসে দেখা যাচ্ছে ৬ তেহে ৳৬ থেকে ৳৭,০০০ আমার হাতে থাকে। তো সেখান থেকে দেখা যাচ্ছে আমি একটু মোবাইল মুঠোফোনটা একটু বেশি ব্যবহার করি। যার কারণে দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা YouTube এ অনেক আ চমকপ্রদ বা আ লোভনীয় বিজ্ঞাপন আসে। তো সেখানে দেখা যাচ্ছে যে আপডেটের আ যে নতুন কালেকশন এর যে ইব আ ফ্যাশনেবল জামাকাপড় বা একটু শু আসলো বা একটু ঘড়ি দেখা যায়। তো আমি কেমন কেন যেন না নিজেকে আটকে রাখতে পারি না। তখন দেখা যাচ্ছে যে আমি ঐখান থেকে অনলাইনে শপিং থেকে কেনাকাটা করে ফেলি। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে অফিস শেষ করে আমি আমার বন্ধু-বান্ধবের সাথে একটা জায়গা আরকি প্রতিদিনই একটু আড্ডা দিই। তো দেখা যাচ্ছে মাঝে, মাঝে মাঝেমধ্যে ওই আড্ডার মাঝে আরকি আমরা কোথাও, কোথাও ঘুরতেও যাই। একটু রেস্টুরেন্ট এ যাই বা কু দূরে কোথাও ঘুরতে যাই। তো এই সকল জায়গা থেকে না আমি আসলে সকল মানে আমার যে টাকাগুলো উদ্ধৃত থাকে, তো এগুলো খরচ করে ফেলি। তো মাস শেষে দেখা যায় কি? আমার হাতে টাকা থাকা তা মানে থাকে থাকে না বললেই চলে। তো কি করতে পারি আসলে? আমি কিভাবে আসলে
হুম, হুম। আচ্ছা। হুম, হুম। বাহ! হুম, হুম। হুম, হুম। আচ্ছা। হুম, হুম, হুম। আচ্ছা। ওকে। হুম, হুম। আচ্ছা। ওকে। উ-হুম। আর থাকে না। হুম। আচ্ছা। হুম আচ্ছা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। আপনি কি কোনো
এই দীর্ঘমেয়াদী সঞ্চয় বজায় রাখতে পারি?
হুম, আপনার কী কোনো emergency fund আছে না? অনেকে আসলে একটু emergency fund রাখে, যে medical emergency হইতে পারে আ অন্য কোনো ইমার্জেন্সি আ হতে পারে। এ ধরনের কোন ফান্ড রাখার অভ্যাস আছে?
আ জি, না আসলে এরকম কোন অভ্যাস নাই আর আসলে আমি এমনটা গড়তে চাচ্ছি।
আচ্ছা, ওকে। হুম, দেখুন আমাদের উম আসলে খরচের যে ব্যবস্থাপনাটা আছে এটা খুবই জরুরি কারণ আমাদের আয় সীমিত কিন্তু উম আসলে আ খরচটা কিন্তু অনেক খাত, হ্যাঁ? আপনি যদি চিন্তা করে দেখেন, আপনি যদি এক খাতে আয় করে থাকেন খরচ দেখবেন যে প্রায় ২০, ৩০ খাতে আপনার খরচ হয়ে যাচ্ছে। তবে এটা উম হ্যাঁ প্রয়োজনের খাতিরে হয় আবার অনেক সময় একটু উম আ হয় না একটু অ্যা মানে মনের ইচ্ছার বিরুদ্ধে দেখা যাচ্ছে হঠাৎ, হঠাৎ কিছু খরচ হয়ে যাচ্ছে, মানে মনের ভিতর থেকে <smacks lips> ওটা আসলে রক্ষা করা যায় না। তবে হ্যাঁ, খরচের আপনি যদি সঞ্চয়ের বিষয়টাকে আপনি মাথায় রাখেন এবং কোন একটা লক্ষ্য ঠিক করতে হবে ১ম এ, যে আমি ৳৫০০,০০০ টাকার সঞ্চয় করব আগামী ৫ বছর, হ্যাঁ? এরকম একটা লক্ষ্য ১ম এ আপনাকে ঠিক করতে হবে তারপরে আপনাকে একটু ভেঙে, ভেঙে দেখতে হবে যে এটা করার জন্য আমার আসলে মাসিক কত টাকা সঞ্চয় করতে হবে। এটা যদি ২,০০০ বা ৳৩০০০ টাকা বা ৳৫০০০ টাকা monthly সঞ্চয়ের প্রয়োজন হয়, তাহলে এটাকে আপনি লক্ষ্যকে বলে না লক করে ফেলা। এটা আপনি লক করে ফেলুন। এরপর আমি ১ম এ বলবো, যে খরচের হাতগুলো একটু ভেবে দেখা। যে খরচগুলো না করলেই নয় সেই খরচগুলো রেখে বাকি টাকাটা আপনার সঞ্চয়ের জন্য রেখে দেয়া।
জি। আচ্ছা। জি। আচ্ছা। জি। ওকে, ওকে।
যেমন, আপনার অ্যা কেনাকাটার কথা বললেন, এখানে যদি আপনি ৳৫০০০ আপনার প্রতি মাসে খরচ হয়, একটু ৳১০০০ বাঁচিয়ে ফেলুন না, হ্যাঁ? বা দেড় হাজার টাকা আপনি বাঁচিয়ে ফেলুন। এবং ধীরে, ধীরে আরেকটু কমিয়ে ফেলুন। দেখবেন এর থেকে একটা টাকা চলে আসছে। এরপরে অন্যান্য যে খাতগুলো আছে আপনার, যেমন ধরেন অ্যা যদি অ্যা সাবস্ক্রিপশন এর বেশি খরচ হয়ে যায়, সেটা একটু দেখুন। তারপরে electricity bill, তারপর পানির bill, এখানে দেখবেন আমাদের অনেক অপচয় হয় এবং এখানে কিন্তু প্রচুর খরচ। এখান থেকে যদি আপনি ৳২০০, ৳৩০০, ৳৫০০ করে বাঁচায়ে ফেলতে পারেন, অ্যা অপচয়টা রোধ করে, এখান থেকে একটা টাকা আপনার, যোগ হতে পারে। হ্যাঁ?
জ্বি। আচ্ছা, আচ্ছা।
আরেকটা যেটা আব অ্যা সুন্দর বুদ্ধি আছে সেটা হচ্ছে, force savings বলে আরকি। এমন একটা উপায় করতে হবে আপনি, যে ব্যাংকে আপনার বেতনটা ঢুকে, সেই ব্যাংকের সাথে একটু কথা বলুন। দেখবেন তাদের বিভিন্ন ধরনের DPS scheme আছে। আপনি অল্প, ৳১০০০ বা দু ৳২০০০ র একটা DPS করলেন, সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট এর সাথে link করে দিলেন। যে আপনি বেতন আসার সাথে, সাথে এটা কেটে নিয়ে চলে যাবে। তাহলে হবে কি? অ্যা আপনার আপনি আর এটা টেরই পাবেন না যে এই savings টা আপনার হচ্ছে প্রতি মাসে। তো দেখবেন এভাবে করতে, করতে না আস্তে, আস্তে বেশ বড় একটা সঞ্চয় অ্যা তৈরি হচ্ছে। এবং এই স অভ্যাসটা যখন আপনার গড়ে উঠবে, তখন কিন্তু আপনি আস্তে, আস্তে আরো সঞ্চয়ের দিকে আপনি মনোযোগী হবেন। কি মনে করেন আপনি বিষয়টা?
আচ্ছা, আচ্ছা। আচ্ছা। জ্বী, আসলে আমি খুবই ভালো মনে করছি এবং আপনি যে, পরামর্শগুলা দিয়েছেন আসলে না আমি এভাবে কখনো চিন্তা করিনি বা কারো কাছে কেউকে আমাকে বলবে এরকম কাউকে আসলে খুঁজে পাইনি। কিন্তু আপনি বলার পরে না, আমার কেন যেন মনে হচ্ছে যে, আমি এখন এই সঞ্চয়টা করতে পারবো। যেমনটি আপনি বললেন যে, আমার সঞ্চয়ের জন্য একটা নির্দিষ্ট আ fixed deposit এর যে বিষয়টা, আসলে এ আমি এটা কখনো ভেবে দেখিনি। কিন্তু যেহেতু বললেন যে প্রতি মাসে অ্যা যদি ৳১০০০ করে যদিও জমা রাখি, দেখা যাচ্ছে যে বছর শেষে কিন্তু একটা বড় একটা আ অর্থই হতে পারে। এবং হ্যাঁ, আপনি বলার পর আমারো মনে হচ্ছে যে, যেহেতু আমি অযথা খরচ করছি, এখান থেকে আমার বেরিয়ে আসা উচিত এবং এটার জন্য fixed deposit টা আসলে আমার করা উচিত। এর পাশাপাশি যে পরামর্শটা দিলেন যে, আ বিভিন্ন যে সাবস্ক্রিপশন বা অনলাইন থেকে যে কেনাকাটা থেকে নিজেকে বিরত রাখা, বা নোটিফিকেশন অফ করে রাখা। আ আসলে না আমি এটা কো কি যেন, কেন যেন আমার মাথায়ই আসেনি। কিন্তু আপনি বলার পরে না, আসলে আমি নতুনভাবে অ্যা চিন্তা করতে শিখলাম এবং মনে হচ্ছে যে না, এই সকল বিষয়টাকে আসলে অ অ্যা প্রাধান্য দেওয়া উচিত আপনি যেগুলো বলেছেন এবং আমার যেই আ সাবস্ক্রিপশন এর যে বিষয়গুলা আছে, অনলাইন এ যে কেনাকাটা যে বিষয়গুলা আছে, এগুলো থেকে আসলে আমি আপনার পরামর্শ অনুযায়ী নিজেকে এখন হয়তোবা আমি এখন বিরত রাখতে পারবো এবং আপনার পরামর্শ শুনে আসলে মনে হচ্ছে যে আমি দীর্ঘ স মেয়াদী যে সঞ্চয়টা আছে, এই অভ্যাসটা আমি বজায় রাখতে পারবো। তা আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে আপনি এত সুন্দর করে আমাকে বুঝিয়েছেন এবং এই যে সমাধানের পথটা বের করে দিয়েছেন না, আসলে আপনাকে অ অসংখ্য ধন্যবাদ।
আচ্ছা। রাইট। রাইট। হুম। অবশ্যই, হ্যাঁ। অবশ্যই। হ্যাঁ। আপনাকেও অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনি আপনার সঞ্চয়ের যে লক্ষ্যটা আছে সে লক্ষ্যে সহজে পৌঁছে যেতে পারবেন। আর আপনার আর্থিক ব্যবস্থাপনাটা অনেক সুন্দর হবে। আপনি ভালো থাকবেন, আপনার জন্য অনেক সুস্থতা কামনা করছি। ধন্যবাদ আপ